হ্যাঁ, আপনার কথা একদম ঠিক। আবার হচ্ছে লাইব্রেরি থেকে যখন আমরা বই আনি, তো ওখানে হচ্ছে অনেক সময় বই বেশি পুরাতন থাকতে পারে। তার আ ই গুলো ছাপাগুলো অনেক পুরানো থাকতে পারে, বা অনেক সময় ছাপা উঠেও যায়। তো আবার ছেঁড়াও থাকতে পারে, হ্যা ছেঁড়া থাকতে পারে। এরপরে হচ্ছে যে, কোনো নতুন ভার্সন আসলে বই কিছুটা চেঞ্জও হইতে পারে অনেক সময়। তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে, লাইব্রেরীর বইয়ে একটু অসুবিধা থাকে। আর যদি আমি নতুন সেই বইটা আমি কিনে নিই, তাহলে যে আপনি বললেন নোট করার কথা এটা আসলেই ঠিক। যে আমি আমার ইচ্ছামতো নোট করতে পারবো। ইম্পোর্টেন্ট কিছু লেখাগুলো আমি আলাদা উম মানে নিজের মতো করে পেজ পৃষ্ঠা ভাজ করে রাখতে পারবো। বা পরবর্তীতে যেগুলো আমার বেশি দরকার সেগুলো আমি আইডেন্টিফাই করে রাখতে পারবো। তো এইজন্য হচ্ছে মানে বই সংগ্রহ ও বই কিনে সেগুলো সংগ্রহ করার গুরুত্ব আসলেই আলাদা। তারপরে হচ্ছে
হু, হু। হুম। হ্যাঁ। অনেক সময় ছেঁড়াও থাকে এগুলো। হুম, হুম। হুম, হুম। হুম। হু, হু। হুম। হু, হু। হুম, হুম। আমিও আপনার সাথে এই বিষয়ে একমত। <chuckles> আমিও আপনার সাথে এই বিষয়ে একমত। কারণ একবার বই কিনলে, আ আমি যেমনটা বললাম যে আমি আসলে দুভাবেই বই পড়ি। কিন্তু যদি আমার পড়ালেখার বিষয় সেটা হয় সেটা আমি লাইব্রেরি থেকে নিয়ে পড়ি। আর যদি কোন গল্পের বই বা, আ আমার প্রিয় কবির কোন লেখা হয়। তাহলে আমি সেই বইটা কিনে বারবার পড়ি, এবং কি আমার আ ছোট ভাই এবং বান্ধবী যারা আছে তাদের সাথেও আ শেয়ার করি মাঝেমধ্যে। যেটা কিনা আ ধার করা বইতে শেয়ার করা যায় না।
হ্যাঁ।

হ্যালো।
হ্যালো, শুভরাত্রি।
কেমন আছেন আপনি? শুভরাত্রি, কেমন আছেন?
জী ভালো আছি। জী ভালো। আপনি কেমন আছেন?
জী আমি ভালো আছি।
জ্বী, আপনার সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। উম বিষয়টি হচ্ছে, আ আপনি কিভাবে সিদ্ধান্ত নেন? বই কেনা নাকি লাইব্রেরি থেকে বই ধার করা?
আ বই কেনা এবং লাইব্রেরি থেকে ধার করা দুটি বিষয় আসলে আলাদা। কোনো বই যদি আমরা কিনি দোকান থেকে তাহলে সেই বইটা পড়ার পাশাপাশি আমাদের সংগ্রহে থাকবে, আর কোনো বই যদি আমরা লাইব্রেরি থেকে ধার করে নিয়ে আসি তাহলে আমরা সাময়িক সময়ের জন্য পড়তে পারবো এবং একটা নির্দিষ্ট সময় পর আমাদেরকে ওই বইটা ফেরত দিয়ে আসতে হবে। তো যদি আমি স -সংরক্ষণের বিষয়টা দেখি তাহলে বই কেনা হচ্ছে আমার থেকে মানে বেশি গুরুত্ব গুরুত্ব বা গুরুত্বপূর্ণ মনে হয়. তো আপনার এই ক্ষেত্রে কি মনে হয়?
হু, হুম। হুম। হুউই। হুম। আ আমার ক্ষেত্রে সেভাবে যদি বলি আমি আ বই কেনা বা লাইব্রেরি থেকে ধার করা সেক্ষেত্রে আমি বলব যে, আ বই কিনলে আসলে আ নিজের স্বাধীনতা থাকে। যে কাউকে পরবর্তীতে বইগুলো দেওয়া যায়। আ এবং কি আ সেই বইগুলোতে নোটও করা যায়, বই নিয়ে যা খুশি তা করা যায়। কিন্তু লাইব্রেরি থেকে বই ধার করলে, আ দেখা যায় যে বইগুলো আসলে একটা সময় পরে ফেরত দিয়ে দিতে হয়। আ মাঝে মধ্যে কোন কিছু বই ছিঁড়ে গেলে জরিমানা দিতে হয়। কিন্তু আ লাইব্রেরি আ লাইব্রেরির বইগুলো আসলে নতুন, নতুন বই পাওয়া যায় লাইব্রেরি থেকে যেটা বই কেনার মাধ্যমে আসলে আ নতুন, নতুন বই কালেকশনে এড করা যায় না। আপনি যেটা বললেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় লাইব্রেরি থেকে ধার করে নিয়েই বই পড়াটা আ বেশি উত্তম। আপনার কি মনে হয়?

আ যদি আমরা আজকের টপিকটাতে আ মানে আজকের বিষয়টাতে কথা বলি, বই কেনা আ নাকি লাইব্রেরি থেকে ধার করা, সেক্ষেত্রে আমরা বলতে পারবো দুটোরই গুরুত্ব অপরিসীম। দুটো ২ জায়গায় আসলে আ দু জায়গায় দুভাবে কাজ করে। এবং হু, হু।
হ্যাঁ, একদম ঠিক বলছেন। আর হচ্ছে আমাদের যে মা ধরেন যে আমাদের বই সংগ্রহের যে ব্যাপারটা বললেন আপনি যে, আমরা বই অনেক সময় অনেক বেশি বই কিনে আমরা নিজেরাই একটা সংগ্রহশালা বা লাইব্রেরি তৈরি করতে পাড়ি তো এক্ষেত্রে হচ্ছে আ আমাদের নিজেদেরই সুবিধা আমরা যে বই কিন কিন কি মানে বই কিনলাম তো আমাদের হচ্ছে বই কেনাও হল আবার একই সাথে একটা লাইব্রেরি হয়ে গেলো। তো এখানে হচ্ছে ২ রক ২ রকম সুবিধা পাছ ২ রকম সুবিধা পাচ্ছি আমরা, তো এক্ষেত্রে হচ্ছে ধরেন যে আ তারপরে হচ্ছে সবার তো আর ধরেন বই কেনার মতো সামর্থ্য থাকে না। এইজন্য হচ্ছে তাদের ক্ষেত্রে লাইব্রেরি থেকে আনাই বেশি আর কি হচ্ছে উপযোগী। তো তারা হ তারা যদি লাইব্রেরি থেকে বই আনে তো বাইরে একটা মানে আলাদা একটা টাকা তাদের খরচ করতে হয় না। এটা হচ্ছে মানে বড় ধরনের সুবিধা
জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। হু, হু। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। তো আসলে আমরা বলতে পারি দুটাই আসলে বেলেন্স এর জায়গা। তো আজকে এই বিষয় নিয়ে আমাদের কথা বলে, আপনার সাথে আমার কথা বলে আপনার সাথে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।
হ্যা, হ্যা। অ্যা আমরা ধন্যবাদ।